সুন্দরবনের উম কিনারায়, কিনারায় ঘুরে এসেছি ভাই। সুন্দরবনের ভিতরে যাওয়া হয়নি কারণ আমি যেই মৌসুমে গিয়েছিলাম সেই মৌসুমে নাকি মানে বাঘের আনাগোনা বেশি থাকে। তো সেখানে আমাকে মানে আমার যে গাইড ছিল, সে আমাকে ওই নৌকা থেকেই নামতে দেয় নাই। বিশেষ করে কারণ তারা, তারা অনেকটা মানে আমাদের সুরক্ষার জন্যই তো কাজগুলো করে। পি সেই গাইডটা আমাকে বারবার করে বারণ করে দিছে। সেই কারণে আমি আর নামিও নাই। কিন্তু ভাই কিনারায় ঘুরে, ঘুরে, ঘেঁষে, ঘেঁষে পুরো নদীর যেই কিনারাটা, সেই নদীর কিনারায় ট্রলার নিয়ে ঘুরেছি। সেখানে ফাঁকে, ফাঁকে ২-৪ টা পশুপাখিও দেখেছি। কিন্তু বাঘের দেখা পাইনি ভাই। বাঘের দেখার অনেক শখ ছিল যে বাঘ দেখব। জং মানে জংলি বাঘ, রয়েল বেঙ্গল টাইগার সেটা দেখার
এই আচ্ছা। অ্যা হ্যাঁ। আচ্চা আচ্চা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আমি হ্যাঁ, আ অবশ্যই। আচ্ছা। অ্যা হ্যাঁ। আচ্ছা। অ্যাঁ হ্যাঁ। ওটা আসলে সচরাচর দেখা যায় না আর কি। হ্যাঁ, ওটা অনেকেই একদম মানে খুবই হ্যাঁ। গভীরে থাকে, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। <chuckles> তবে হরিণটা একটু দেখা যায়। সাইডে হ্যাঁ, হরিণ। অ্যা হ্যাঁ, হরিণ দেখা যায় কিন্তু
জি। ওরা, ওরা বনের গভীরে থাকে ভাই। ওরা ওই পাড়ে কিনারে ঘুরে না। জি, জি। জি, জি। হ্যাঁ, হরিণ দেখা যাবে। হরিণ ভাই আমার গ্রামেও দেখা যায়। হরিণ আপনি আপনাকে মানে; আপনি হয়তো ভোলার নাম শুনেছেন ভাই। বাংলাদেশের সবচেয়ে বড় ব-দ্বীপ জি, জি। সেই জায়গায় মনপুরা নামক একটা জায়গা আছে সেখানেও প্রচণ্ড পরিমাণ হরিণ আছে। সেই জায়গাও ঘুরতে গিয়েছিলাম। সেখানে ক্যাম্পিং করেছিলাম একরাত্র মনপুরা চরের মধ্যে। সেই জায়গায় ভাই সকাল, সকাল ঘুম মানে ভোরবেলা ঘুম থেকে উঠে যখন দেখবেন যে, সূর্যটা মাত্র উঠতেছে আর চতুর্দিকে হরিণ; সব বন্য হরিণ ঘাস খাচ্ছে। মানে চমৎকার একটা অভিজ্ঞতা ভাই। সেই জিনিসটা না গেলে বোঝানো অসম্ভব আমার ক্ষেত্রে।
আচ্ছা। হ্যাঁ, অবশ্যই শুনেছি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। তাই? আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। অ্যা বাহ! খু খুব সুন্দর। আ হ্যাঁ।